আচ্ছা, কার কাছ থেকে যদি বলি স্পেসিফিক এরকম কেউ না। সত্যি বলতে মানে ওই ছোটবেলা থেকেই দেখতাম, মানে হচ্ছে ঐ আমরাই দেখা যাচ্ছে আমরা যারা খেলতাম হইতে পারে এইটা কোনো মানে আমার অ্যা মানে কোনো ফুপি হয়, কোনো চাচ্চু হয়, কোনো কাজিন হয়। মানে এ মানে বংশীয় লোকজনই ঘুরে ফিরে সবাই। ...হ্যাঁ, মানে ওইযে হয় কি আমি আপনাকে বিষয়টা আমি খুলে বলি। মানে আমাদের যে বাড়ির যে উঠানটা ছিল তো সেখানে হতো কি ওইযে বিকালবেলা যখন আসলে আসরের নামাজের পরে রোডটা যখন উচ রোডটা পড়ে যেত, তখনই সবাই দেখা যেত উঠানে জড়ো হয়ে আমরা খেলা শুরু করে দিতাম। ঠিক আছে? তো এই আরকি। এখেম মানে ছোটবেলা আমরা ছোটবেলা থেকেই এরকম খেলতে দেখেছি এবং তারা কোথা থেকে শিখেছে সেটা তো জানি না। হতে পারে কারো না কারো মাধ্যমে তো অবশ্যই শিখেছে। কিন্তু আসলে ওই ছোটবেলা থেকে দেখতে, দেখতে আমাদেরও অ্যা মানে, মানে আমান আমার আমাদের ক্ষেত্রে আসলে আগ্রহটা দেখা যাচ্ছে, মানে হ্যাঁ জেগেছে। এবং খেলাটা কিন্তু খুব ইন্স ইন্টারেস্টিং ছিল। দেখা যাচ্ছে একজন চোখ বন্ধ করে কিছু একটা বলে কেউ পিছন দিয়ে গিয়ে একটু গুতা দেয় বা কিছু। মানে খুব ভালো লাগে এবং সবাই ওখানে অভিনেতা। ঠিক আছে? যে দেয় সেও মানে বোকার মতো থাকে যে না দেয় সেও। মানে খুব ভালো লাগতো আসলে। মানে খুব অন্যরকম একটা জগৎ কিন্তু আসলে সবাই মিলে হ্যাঁ তৈরি হয়ে যেত। হ্যাঁ। তো
উ কাদের কাছে শিখেছিলেন? ও হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে রে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। <chuckles> আচ্ছা, আচ্ছা। বেড়েছিল আরকি। হ্যাঁ। <chuckles> মানে এনজয় করা যেত আরকি বিষয়টা ওই গেমটা উম বেশ চমৎকার! আসলে দেখা যাচ্ছে যে অনেকে কানামাছির ম খেলেছেন। তো এছাড়া আর কি, কি গেম আপনার আসলে খেলা হতো?
এছাড়া তো আরো অনেক খেলা হত। যখন একটু বড় হলাম। তখন দেখা যেত হচ্ছে আপনার এইযে লুকোচুরি খেলা হতো। এরপরে ক্রিকেট খেলা হতো। ক্রিকেটের থেকে ফুটবলটা অনেক খেলা হত। এরপরে গোল্লাছুট আরো অনেক ধরনের খেলা ছিল আসলে ছোটবেলায়। এ মানে বলে আসলে শেষ করা যাবে না। এবং ওইযে একটা খেলা ছিল আমার আসলে অ্যা মানে খেলার নামটা মনে পড়ছে না। খুবই খারাপ লাগছে। এটা হচ্ছে একজন হচ্ছে ঐ যে নামাজের রুকুতে যাওয়ার সময় যেরকম যায় না, হাঁটুতে হাত দিয়ে? ঐরকম অবস্থায় থাকে। আর বাকিরা হচ্ছে সবাই পা লাফ দিয়ে পা ২ পাশে সাইড করে তারপর হচ্ছে তাকে বার করে যেত হ্যাঁ উপর দিয়ে উপর দিয়ে। হ্যাঁ। তো এই খেলাগুলো খেলাত। পরে যে একটা কুতকুত ছিল। ওইটা আসলে যদিও মেয়ে প্রধান খেলা কিন্তু আমরা আসলে সবাই মিলে এই খেলাগুলা খেলতাম। আসলে তখন আসলে এরকম মানে ছেলে-মেয়ে ওরকম বলতে আসলে কিছু ছিল না। আসলে সবাই সব ছিল। কিন্তু এখন যে এতটা ভেদাভেদ করা হয় এখন আসলে মানে মাঝে, মাঝে মানুষ সব মানে মানুষ যে নিজেকে মানুষ মনে করে এটাই অনেক বড় মনে হয়। কারণ এত ভেদাভেদ তৈরি হইছে যে আসলে মানে কি বলব সব জায়গায় আসলে ভেদাভেদ। সব জায়গায় ভেদাভেদ।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। মানে ওকে, ওর উপর দিয়ে আসলে পার হয়ে যাইত? ও আচ্ছা, আচ্ছা কি জানি গেমটা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি।